আ সেই ক্ষেত্রে আপনি বা জেনে হয়তোবা খুব আশ্চর্যিত হবেন। যে অনেকের ভাবনা থাকে যে আমি মনে হয় চর্বিজাতীয় খাবারগুলো খেলে, এবং হচ্ছে মাছ, মাংস এসবেই কিন্তু মূলত চর্বিটা বেশি থাকে। তো এ ধরনের খাবার খেলে বেশি মোটা হয়ে যাবো। সুতরাং অনেকেই যেটা করে যে এই ধরনের খাবার কমিয়ে ফেলে। কমিয়ে ওরা বরং আ এমন কিছু খাবার খায়। ধরুন, আ যে জুস খায়, ফলের জুস করে খায়। আ তারপর ওরা হচ্ছে আ ধরুন, আ এমন কোনো খাবার খায় এ যেমন লিকুইড জাতীয় অনেক খাবার খায়, হ্যাঁ? তরলজাতীয়, তরল পানীয়, কোমল পানীয় এগুলো খায়। ওরা ভাবে এবং চা কফি খায়। এভাবে করে না তারা dieting করার চেষ্টা করে। কিন্তু এটা খুবই ভুল ১ টা উপায়। কারণ আপনি যখনই চাইবেন যে আপনার শরীরের অতিরিক্ত মেদটা কমুক, ১ম কথা হচ্ছে মেদ কমানোর একটা সহজ উপায় হচ্ছে, আপনার শরীরে যদি অতিরিক্ত মাংস থাকে, তবে সেই মাংসটা metabolism এর জন্য আপনার যত বেশি মাংস, তত বেশি আপনার শরীর ক্যালোরি টানবে, খরচ হবে। তো আপনার শরীরে যদি স্থূলতা বেশি থাকে কিন্তু মাংসের পরিমাণ কম থাকে, তখন যদি আপনি শরীরে মাংসের পরিমাণ বাড়াতে পারেন, তখন কিন্তু সেই মাংসটা এমনি, এমনি, কোনো কাজ ছাড়াই আপনার শরীর থেকে অতিরিক্ত মেয়াদটা টেনে ফেলবে। যদি আপনার খাবারের পরিমাণ একই থাকে তো।
হুম। আ রাইট। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। কমে দেব বাহ! এইটা খুবই, খুবই ইন্টারেস্টিং একটা কথা বললেন। এটা তো আসলে অ্যা স্বাভাবিক বা সাধারণ মানুষরা নরমালি জানে না। তো আরেকটু যদি আপনি জিনিসটা explain করতেন এবং বর্ণনা করতেন। খুবই, খুবই আ মজাদার লাগছে আরকি।
জি। হ্যাঁ। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে <chuckles> জি, ব্যাপারটা হচ্ছে যদি আপনি প্রোটিনজাতীয় খাবার একটু বেশি খান এবং শর্করাজাতীয় খাবার যেটা সাধারণত আমরা বেশি খেয়ে থাকি, যেমন ভাত, রুটি, তারপর মিষ্টিজাতীয় যেসব খাবারগুলো আছে, চিনিজাতীয় যেসব খাবারগুলো আছে, এগুলোকে বিশেষ করে
হ্যাঁ। হ্যাঁ, রুটি হ্যাঁ। আচ্ছা, শস শস্য থেকে যেগুলা হয় শস্য থেকে যেগুলা হয় মূলত।
হ্যাঁ, শুধুমাত্র শস্য থেকে না। আমরা যেমন মিষ্টি খাবারও কিন্তু আমাদের একটা মানে প্রবণতা আছে। খাওয়ার পরে একটু মিষ্টি কিছু খেতে চাই, আমাদের মন টানে। তো এই ব্যাপারগুলোকে যদি একটু আত্মনিয়ন্ত্রণ করা যায় যে খাওয়ার পর আমি কোনো মিষ্টি খাবো না। কিংবা যদি মিষ্টি খাই, তাহলে নিজেকে একটু পানিশ করব। অ্যা যেমন ধরুন যে আমি যদি ১ গ্লাস শরবত খাই, তাহলে আমি আ সারাদিনে, অ্যা সেদিনই অন্তত ১ কিলোমিটার কিংবা ১/৫ কিলোমিটার বেশি হাঁটব। এভাবে করে যদি নিজেকে একটু পানিশমেন্ট দেওয়া যায়, এবং মাথায় এটা রাখা যায় যে আপনি যদি প্রোটিনের পরিমাণ বেশি খান। যেমন আপনি দেখবেন যে আ অনেক ক্ষুধা লেগেছে। ওই সময় আপনি ২ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। সেটা না খেয়ে যদি আপনি ১ পিস কিংবা ২ পিস মাংস খান কিংবা মাছ খান, তখন দেখবেন আপনার কিন্তু একই পরিমাণ পেটটা ফুল লাগবে। আপনার মনে হবে যে আপনি অনেক কিছু খেয়ে ফেলেছেন। এতে করে হয় কি? যে অল্প খাবার খেয়েই আপনার মনে হবে এটা fullness বলে। যে আপনার মনে হবে যে হ্যাঁ আপনি অনেকটা খেয়ে ফেলেছেন। এবং সেই প্রোটিনটা যেয়ে আপনার শরীরে অতিরিক্ত মাংস তৈরি করবে, এবং সেটার কারণে শরীরের যে অতিরিক্ত স্থূলতাটা, সেটা ধীরে, ধীরে কমে আসবে। তার সঙ্গে, সঙ্গে এই যে অতিরিক্ত যে শর্করাজাতীয় খাবার শর্করাজাতীয় খাবারটা কিন্তু শরীরে বেশি খেলে, সেটা আবার শরীরে জমে যায়। জমে যেয়ে সেটা আবার চর্বি হয়ে যায়। তো সেই চর্বিটা যেন হ্যাঁ, না জমে, আপনি কিন্তু শর্করাজাতীয় খাবারও কম খাচ্ছেন, কারণ প্রোটিন বেশি খেয়েছেন। এভাবে করে কিন্তু শরীরে অতিরিক্ত চর্বিটাও জমে যাবে কম।
হু। রাইট হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হুম। রাইট, হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। বাহ! হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। বাহ! হু। হ্যাঁ। হ্যাঁ। চর্বি হয়ে যায় রাইট। হুম।

এখানে এক্ষেত্রে আমি বলব যে, খাওয়া-দাওয়ার প্রশ্ন যারা করে, তারা কিন্তু মানে আমি বলব তারাই সবচেয়ে সিরিয়াস। কারণ আপনি যখন জিমে যান কিংবা আ এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন, ব্যায়াম কিন্তু আপনার শরীরকে সুন্দর রাখার জন্য বিশেষ করে কিংবা সুস্থ রাখার জন্য বলা যায় যে, ২০ থেকে ৩০ শতাংশ কাজের। বাকি ৭০ থেকে ৮০ শতাংশই হচ্ছে, আপনার খাওয়া-দাওয়ার উপর, আপনার আ কি বলব, আত্মনিয়ন্ত্রণটা কেমন, সেটার উপরে। তো এই যে, বলছে যে, যারা ঘরোয়াভাবে ব্যায়াম করে, তারা আসলে খাবারের ব্যাপারটা কিভাবে দেখবে? তাদের আসলে এত কঠিন করে ভাবার দরকার নেই। তাদেরকে শুধু এতটুকুই দেখতে হবে যে, সে কি চায়। যেমন অনেকেই দেখবেন যে, খুবই রোগা প্রকৃতির শরীর হয়ে থাকে। তারা চায় যে, তাদের স্বাস্থ্যটা একটু বাড়ুক। আবার অনেকে চায় যে, কেউ একটু স্থূলদেহী হয়ে আছে, সে চায় আবার তার স্বাস্থ্যটা কিছুটা কমুক এবং হ্যাঁ, তার চর্বি কমুক। তো এটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে খাওয়া-দাওয়াটা যে, সে কি চাচ্ছে। তা আপনারা একটু নির্দিষ্ট করে প্রশ্ন করতে পারেন যে, আপনি আসলে কোন দিকটার ব্যাপারে জানতে চাচ্ছেন?
হুম। রাইট। হম। আচ্ছা। হম। হম। একটু কমুক হ্যাঁ, একটু কমুক। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। না এখন বিষয়টা হচ্ছে ধরেন ২ ধরনের মানুষই তো থাকে। আ ধরেন বেশিরভাগ আ মানুষ কিন্তু ব্যায়াম করে বা ফিট থাকতে চায়। যাতে তার স্থূলতাটা কমে। সে যাতে একটু আ স্লিম হইতে পারে বা মানে এটাই তো ওবেসিটি তো এখন অনেক ধরণের মানে আ প্রবলেম এর শুরুটা হচ্ছে ওবেসিটির জন্য। ওবেসিটি একটা বড় সমস্যা। তারপর ওবেসিটি তো অনেক, অনেক পরে আসে। কিন্তু দেখা যায় যে, আ বিএমএ তো বলে এটাকে রাইট? ১টা। হ্যাঁ, হ্যাঁ, বিমিআই রাইট, হ্যাঁ, বিমিআই স্কেলটা যখন বেশি হয়ে যায়। আ মানে যখন সে স্থূল, স্থূল ক্যাটেগরি তে পড়ে যায় তখন আসলে মূলত সে ট্রাই করে যাতে সে নরমাল ক্যাটেগরি তে যাতে থাকে। তো এজন্যই আসলে মানে ওভারঅল আ মানে ডায়েট প্ল্যান টা আসলে কিরকম হওয়া উচিত? যারা একটু চিকণ হতে চায় তাদের জন্য আরকি?
হুম। জি। হ্যাঁ, অনেক বড় সমস্যাটা এটা, জি, জি। বিএমআই হ্যাঁ, অন অন্য আরেকটা জিনিস। হ্যাঁ। জি। হুম। জি। চাচা।